আচ্ছা, আমার অ্যা বেশ কিছুদিন হলো আসলে পেটের খুব সমস্যা এবং আ প্রচুর পরিমাণে আসলে গ্যাস্ট্রিক হচ্ছে।
আচ্ছা।
তো, অ্যা এবং মাঝে, মাঝে আসলে আমার, বমি, বমিও আসলে ফিল হয়। ম মানে, আ দেখা যায় যে, প্রায়ই দিনই আসলে এরকম বমি, বমি ফিল হয় স্পেশালি যখন আমি অফিস থেকে ফিরে আসি। তখন দেখা যায় যে, আর কিছুই ভালো লাগে না। প্রচন্ড মাথা ব্যাথাও করে। সব মিলিয়ে আসলে ঐ হেলথ এর দিক থেকে আসলে খুবই খারাপ একটা অবস্থা। আম তো আমি, আসলে খাবারদাবার নিয়ে একটু concerned কারণ আমার না, যে যে আমি একটু যে ভালো খাবার-দাবার খাবো, এই এই জিনিসটা না হয় না। মানে আমি ই চেষ্টা করার কোন সুযোগও পাচ্ছি না। কারণ দেখা যায় যে জব, তারপরে মনে করেন যে সকালবেলা যাওয়া হচ্ছে, বাইরে থাকা হচ্ছে। যে নিজে যে একটু রান্না করব। এই জিনিসটা হয় না। weekend এ মাঝে, মাঝে হয়। কিন্তু সবসময়ই আমার হয় না। মানে সব মিলিয়ে একটা মনে করেন struggled life চলে যাচ্ছে আমার এই স্বাস্থ্যকর খাবার আমার রুটিনের মধ্যে নিয়ে আসার জন্য। তো ভাবছিলাম যদি আপনার সাথে একটু কথা বলে যে কোন একটা টিপস বা আপনি কোন সহযোগিতা করতে পারেন কিনা?
ওহো। আচ্ছা। হুম। আচ্ছা। উহু। না অবশ্যই। তো যখন দেখা যাচ্ছে যে খাবার ঠিকঠাকভাবে খাওয়া হয়না বা স্বাস্থ্যকর বা অস্বাস্থ্যকর খাবারগুলো হয়তো বিজি থাকার কারণে সবসময় আলাদাভাবে খাওয়া হয়ে ওঠে না। তো আপনি যে একটা টেনশন করছেন বা এটা নিয়ে যে চিন্তা করছেন, সেটা হয়তো আ আপনার অবস্থায় থাকলে অন্যদেরও হতো। তো সেই ক্ষেত্রে আপনাকে আমি কিছু ফলো আপ প্রশ্ন করতাম। যে আপনার যেহেতু বললেন যে দৈনন্দিন অনেক বিজি থাকেন। তো আপনার সাধারণত আ দিনের খাবারের রুটিনটা কেমন থাকে যদি একটু বলতেন?
হুম। জ্বি অবশ্যই। আচ্ছা, আমার অ্যাম দিনের রুটিন বলতে আসলে দেখা যায় যে সকাল বেলা তো ব্রেকফাস্ট করাই হয়। তো অধিকাংশ সময় দেখা যায় আপনার যখন বাসায় থাকি তখন আমি চেষ্টা করি যে ডিম সিদ্ধ বা কলা বা ওটস মিল্ক এগুলো খাওয়ার জন্য। তখন আসলে নরমাল খাবারই খাওয়া হয়। কিন্তু যেদিন আসলে আমার অফিস থাকে মানে এই যে উইক ডেইজ গুলোতে, তো অ্যা তখন তো আমার আসলে অফিসটা তো অনেক দূরে। আবার দেখা যায় অনেক আর্লি উঠে কিন্তু চলে যেতে হয়। আ প্রায় ১-১.৫ ঘণ্টা জার্নি করে। তো তখন দেখা যায় যে আর নিজের ব্রেকফাস্ট ওইভাবে প্রিপেয়ার করতে পারি না। বাইরে থেকে তখন এই যে ধরেন ক্রোসান্টস তারপর ওইযে কফি এগুলো আসলে খাওয়া হয়। আর দুপুরবেলা যদি আমি রান্না না করতে পারি, অধিকাংশ সময় আসলে রান্না করা হয় না। তখন দেখা যায় যে অফিসের ক্যান্টিন থেকে খাওয়া হয় মাঝে, মাঝে। উম যেগুলো হচ্ছে আপনার এইযে পিজ্জা টাইপের যে খাবারগুলো। আবার মাঝে, মাঝে এইযে মনে করেন যে ল্যাম্ব ডোনার বা বিফ ডোনার এগুলো আসলে খাওয়া হয়। আর হ্যাঁম খুব রেয়ার আসলে যে রাইস পাই যে ইন্ডিয়ান টাইপের ফুডগুলো খাই। আর বিকালবেলা যখন অফিস থেকে ফিরে আসি, অনেক সময় দেখা যায় প্রচন্ড ক্লান্তি লাগে। যখন আসলে রান্নার কোন সুযোগ থাকে না, তখন দেখা যায় অনলাইন থেকে এইযে অড যে সকল ফুড গুলো আছে যেমন, বার্গার তারপরে হচ্ছে মনে করেন এইযে অন্যান্য যে সকল খাবারগুলো আছে চিকেন ফ্রাইস-ট্রাইস এগুলো। এগুলো খেয়ে মানে করেন যে পেট চালিয়ে নিতে হয়। তো কষ্ট হয় কিন্তু আসলে রান্নার তো আসলে সুযোগটা খুব কম থাকে। এই কারণে আসলে খাওয়া হয় না। তো খুব কম সময়েই দেখা যায় যে আমি আসলে হেলদি খাবার রান্নার একটা স্কোপ পাই। তো এ ধরনের আপনি বলতে পারেন যে লড়াইয়ের মধ্য দিয়ে আমার জীবন যাচ্ছে।
হু, হু। হুম। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। উহু। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। হুম, তো এই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যে যেহেতু আপনি অনেক বিজি থাকেন, সেই ক্ষেত্রে হয়তো সবসময় প্রপারলি আপনি অ করতে পারেন না। বিশেষ করে আপনার লাঞ্চ, ডিনার বা স্ন্যাকস এর সময়, এক্ষেত্রে হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আপনি একটা জিনিস করতে পারেন, যে যেহেতু আ আপনি দিচ্ছেন যে আপনার লাঞ্চ বা ডিনার এর ক্ষেত্রে বানানো যেহেতু হচ্ছে না, আপনি কিন্তু weekdays গুলো, আ weekend যেগুলো আরকি, বেসিক্যালি সেখানে কিন্তু কিছু মিল প্রেপ করে রাখতে পারেন। মিল প্রেপ বলতে, যা আপনি হয়তো সবজি-টবজি আগে থেকেই কেটে রাখলেন, আ হাফ আ হাফ বয়েল করলেন বা হাফ বেক করলেন। সেগুলো যখন আপনি করে রাখবেন, তখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনি আ অফিসে যাওয়ার আগে যদি আপনি সকালে ০.৫ ঘন্টা সময়ও পান, ০.৫ ঘন্টা সময় না থাকলেও অনেক কম সময় লাগে। মিল প্রেপ করা যদি থাকে, আপনি জাস্ট এই জিনিস গুলো হয়তো একটু saute করে, আপনি জাস্ট হালকা বাটারের সাথে saute করে দিলেই কিন্তু হয়ে যায়। খাবারগুলো মোটামুটি বানানো অনেক সহজ হয়ে যায়। আর আরেকটা জিনিস আপনি দেখতে পারেন, যে যেহেতু বাইরের খাবার খেতে হচ্ছে, সেখানেও কিন্তু হেলথি অপশন অনেক সময় থাকে। যেমন মনে করেন, আপনি কিন্তু একটা সালাদ অর্ডারই দিতে পারেন, যেটা হতে পারে যে আপনার সালাদ, প্রোটিন জাতীয় খাবার। যেমন মনে করেন, আপনি ফ্রাইড চিকেন না খেয়ে আ অ দেখা যাচ্ছে যে এখানে গ্রিল চিকেন খেতে পারেন, গ্রিল ফিশ খেতে পারেন। সেই সাথে, সাথে একটু কার্বটা, যেমন আপনি ক্রসান্ট এর কথা বলেন, এগুলোতে কিন্তু প্রচুর কার্ব থাকে। আপনি যদি এই কার্ব গুলি একটু কমিয়ে ফল এড করতে পারেন, প্রোটিন এড করতে পারেন, আপনার portion গুলো যদি মিনিমাম করে দিতে পারেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনার স্বাস্থ্যকর খাবার কিন্তু আগের তুলনায় একটু বেশি খাওয়া হচ্ছে।
হুম। রাইট। জি। ওকে। হ্যাঁ। হু। জি। জি। রাইট, রাইট। হ্যাঁ, আসলেই, আপনি ইম বেশ কিন্তু চমৎকারভাবে এই যে আ পদ্ধতিটা বললেন। আমার কাছে মনে হয় যে ঠিকই, এইভাবে আসলে আমি না আগে ভেবে দেখিনি। আমার কাছে মনে হত যে এম রেডিমেড, আর এই খেতে আসলে ভালো লাগে। হ্যাঁ? মানে এম মনে হয় যেন যে চিকেন খেয়ে ফেলি বা এরকম। এত কষ্ট করে আসলে কী হবে? তবে আপনি এই যে দারুণ একটা আইডিয়া দিলেন, আমার কাছে মনে হয় যদি আগে থেকে এরকমে কেটে, বা ইভেন যদি আমি ফ্রোজেন করেও রাখি। উম সেটা কিন্তু আমার পরে অনেক টাইম সেভ করে দেবে। হয়তোবা আমি খুব অল্প সময়ের মধ্যে কিছু একটা বানিয়েও ফেলতে পারব। হ্যাঁ, আমার কাছে মনে হয় এই জিনিসটা কিন্তু খুব কাজে দেবে। তো এছাড়া আরো অ জিনিসটা দেখা যায় যে ধরেন, দুপুরবেলা না মানে আমি সালাদ খাওয়ার কয়েকবারই আসলে ট্রাই করেছিলাম। উম কিন্তু আমার না পেট ভরে না। কিন্তু আমার আসলে মনে হয় যে দুপুরবেলা একটু হেভি মিল হলে ভালো হত।
হুম। জ্বী। হু, হু। হুম। জ্বী। হুম। আচ্ছা।
এইখানে আসলে কোন কি আসলে কোন কিছু করা যায়? কোন বুদ্ধি কি দেয়া যায় আমাকে একটু?
অবশ্যই। দেখা যাচ্ছে যে সালাদেও কিন্তু অনেক ক্ষেত্রে হয় যে, এমন সালাদ হয় যেমন আপনি আ প্রোটিন সালাদ যেগুলো। যেমন চিকেন বেইজ, আপনি যখন প্রচুর চিকেন খাবেন, চিকেন এ কিন্তু আসলে মোটামুটি স্বাস্থ্যকর। আপনার হেলথ এর উপরে বেশিরভাগের মানুষেরা কিন্তু আসলে যেহেতু lean meat সেটা কিন্তু আসলে ভালো থাকে প্রোটিন বা ফিশ। এইগুলো যখন আপনি সালাদের সাথে দিয়ে খাবেন তখন কিন্তু আসলে ভালো লাগবে। আবার সালাদ ছাড়া কিন্তু অন্য প্রোটিন উপায় আছে। যেমন অনেক ক্ষেত্রে চিকপিস বা ছোলা যেগুলো আছে, সেইগুলো কিন্তু আপনি হচ্ছে যখন সালাদের সাথে দিবেন। ছোলাটা কিন্তু আসলে বেশ হেভি। অনেকটা খেলে কিন্তু ভাতের মতোই পেট ভরে থাকে। তো এই ছোলার সাথে কিন্তু আপনি মাঝে, মাঝে একটু চিকেন, বয়েলড চিকেন দিতে পারেন। একটু হচ্ছে যে টমেটো দিতে পারেন। আপনার পছন্দের কোন সালাদ ড্রেসিং থাকলে সেটা দিতে পারেন। এগুলো কিন্তু পেট ভরায়ে অ্যা প ভরিয়ে দেয়। যেহেতু হচ্ছে যে এইগুলোর মধ্যেও ভালোর পরিমাণে প্রোটিন থাকে। আবার একটু কার্বও থাকে। আ তো এই জিনিসগুলো কিন্তু আসলে বেশ fulfilling হয়।
জ্বী। হ্যাঁ। আচ্ছা। আ হ্যাঁ। রাইট। হুম। জি, বাহ! এটা তো বেশ দারুণ! আমি আসলে এইভাবে কখনো আমি খাইনি। আর আমার ধারণাও ছিল না যে এভাবে আসলে করা যায়। তাহলে তো মনে হয় যেটা আ আমি আসলে করতে পারব বলে মনে হচ্ছে, যে এটলিস্ট আমি যদি উইকেন্ডে আপনার আম কিছু এরকম আ সিদ্ধ চিকেন ও যদি এরকম ফ্রোজেন করে রাখি আর অফিসে আসার আগে যদি আমি অ্যা একটু প্রিপেয়ার করে নিয়ে আসি অল্প একটু সময় ব্যবহার করে। উম হয়তোবা আমি বক্সটায় নিয়ে চলে আসলাম। দেন আমার দেখা যাবে যে লাঞ্চ এর সময় হয়তোবা সেটা খেয়ে নিলাম। কোন ফ্রেশ আম হয়তোবা টমেটো বা কিউকাম্বার এর সাথে মিক্স করে বেশ দারুণ একটা আইডিয়া কিন্তু দিয়েছেন আপনি। আমার কাছে মনে হয় জিনিসটা আমার কাছে বেশ সহজই হবে বানানো এবং পেটটাও আসলে ভরে যাবে। তাহলে এ এই এইযে, এই জিনিসটা আমি যাতে আসলে উম কোনভাবে মনে করে হাঁপিয়ে না উঠি। যেমন আমার কাছে যে জিনিসটা ম মোস্ট ওফ দা টাইম আসলে ফেইস করি। যে কিছু, কিছু করতে, করতে নাহ, মনে হয় যেন একদম আর ভালো লাগছে না। আর করব না। অর এই যে রুটিন গুলো আসলে ব্রেক হয়ে যায় যে বহুত তো আসলে সালাদ খেলাম। আজকে একটু ফ্রাইড চিকেন খাই বা ২ পিস একটু পিজ্জা খেয়েই নেই। তো এগুলো আসলে কিভাবে কন্ট্রোল নিয়ে আসবো আমি?
অবশ্যই। উহু। জি। উম অবশ্যই। হু, হু। আচ্ছা হুম। উহু। জি। হুম, তো এই ক্ষেত্রে যেটা, যেটা ইম্পোর্টেন্ট হচ্ছে যে আপনি যদি কখনো কোন কিছুর craving আসে সেটা কিন্তু আসলে না খাওয়াটা আরেকটা সমস্যা করতে পারে। কারণ দেখা যাচ্ছে যখন আপনি পছন্দের খাবারগুলো খাবেন না, তখন কিন্তু এই খাবারগুলো হুট করে দেখলে কিন্তু প্রচুর খেতে মন চাবে। তখনই কিন্তু বিনজ জিনিস গুলো বেশি হয়। তো আপনি করতে পারেন কি অবশ্যই আপনার যদি পিজ্জা খেতে মন চায় আপনি খাবেন। কিন্তু portion টা একটু ছোট করে খাবেন। মনে করেন একটা আ বড় ১২″ পিজ্জার বদলে আপনি হচ্ছে <scoffs> একটা ছোট পিজ্জা খেতে পারেন। আবার হচ্ছে যে দোকানের অনেক সময় দেখা যাচ্ছে যে অস্বাস্থ্যকর পিজ্জা। আপনি কিন্তু বাসার মধ্যে সহজেই পিজ্জা বানানো যেতে পারে। কিভাবে? এই যে তোতিয়া বা রুটি যেগুলো। সেগুলোর উপরে কিন্তু আপনি সালাদ বা নরমাল যে জিনিসগুলো চিকেন হালকা চিজ দিয়ে করলে কিন্তু একই মত লাগবে। পিজ্জার মতই টেস্ট হবে। কিন্তু এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে স্বাস্থ্যকর বা ক্যালোরিটা কিন্তু অনেক কম হবে। আপনার দোকানের পিজ্জা থেকে। সেটার সাথে, সাথে আপনি যখন আ মনে করেন আপনার চিকেন খেতে ইচ্ছা করছে। আপনি ফ্রাইড চিকেন যখন খাবেন, আপনি আসলে একসাথে ১০-১২ টা পিস না নিয়ে আপনি হয়তো ১ টা পিস নিলেন বা ২ টা পিস নিলেন। তো এরকম ছোট, ছোট বদল আনলেই কিন্তু দেখা যাবে যে একটা সময় গিয়ে আপনার অভ্যাস হয়ে যাবে। মানে একদম খাবার বাদ দিবেন না। কিন্তু পোরশন টা কন্ট্রোল করে খাবেন।
হুম। রাইট। ওকে। হুম, আসলেই। হ্যাঁ। হুম। জি, আসলে বেশ দারুণ আইডিয়া। আমার কাছেও তাই মনে হয়। কারণ আমার না ওইযে যখন আমি এগুলো ট্রাই করতাম, উম যখন আসলে ওইযে উইকেন্ড এ একটু স্কোপ পেতাম আগে। তখন দেখা যেত যে এরকম খেতে, খেতে না বোরড হয়ে যেত। উম তখন দেখা যায় যে আমি দোকানে গিয়ে দেখা যায় এরকম ফুল পিস পিজ্জা অর্ডার দিয়ে দিতাম। দিয়ে এখন পুরোটাই খেয়ে ফেলতাম। মানে আপনি যেভাবে সুন্দর করে বুঝিয়ে বললেন, যে খেতে ইচ্ছা হলে খেতে হবে। কিন্তু আসলে পরিমাণে একটু অল্প খেতে হবে। আদারওয়াইজ তো আমার হোল উইক এর যে চেষ্টা, আমি যে ডায়েট বা আমার যে স্বাস্থ্যকর খাবার খাওয়ার যে মেইন উদ্দেশ্য, সেটাই তো আসলে ব্রেক হয়ে যাবে। আমি না এভাবে আসলে চিন্তাই করা হয় না। যে কারণে মোস্ট অব দি টাইম দেখা যায় যে যেরকম একবার স্বাস্থ্যকর খাবার আবার ওই দিকে দেখা যায় যে রুটিন ব্রেক করে আবার সেই অড ফুড এ চলে যায়, জাঙ্ক ফুড খাওয়া হয়ে যায়। তো আপনার এই টিপস অবশ্যই আমি ফলো করার ট্রাই করব। তো ছোট করে কি আমাকে একটা আ ধারণা দেয়া যায় যে আমি হচ্ছে ব্রেকফাস্টে যাতে আমি নিয়ে যেতে পারি। এ কোনো মিল এর কোন একটা প্ল্যান দিয়ে দেবেন? যাতে আমি রেগুলার অফিসে নিয়ে যেতে পারি সাথে করে?
হু, হু। ওহ হো! হুম। হুম। একদম। হুম। জ্বি। জ্বি। হুম। উহু। হ্যাঁ, অবশ্যই। যেমন ব্রেকফাস্ট এ আপনি সবসময় ফল সাথে রাখতে পারেন। ফলের সাথে, সাথে যেটা করা যেতে পারে যে আপনি আ দেখা যায় যে অনেক সময় ইনস্ট্যান্ট ওটস পাওয়া যায় বা বাসা থেকে অনেক সময় দেখা যাচ্ছে সকালে যেহেতু অনেকের এনার্জিটা বেশি লাগে, তখন কিন্তু একটু গ্রানুলা বার গুলো আছে। সেগুলো কিন্তু আপনি নিয়ে যেতে পারেন। সেটার সাথে ফল যখন খাবেন। আ সেগুলো কিন্তু আসলে ভালো কম্বো। সেটার সাথে সাথেও ব্রেকফাস্ট এর জন্য কিন্তু ডিমটা। আপনি মনে করেন ডিমটা সিদ্ধ করে নিয়ে যেতে পারেন বা অনেক সময় দেখা যাচ্ছে যেহেতু টিফিন বক্স নিয়ে যাচ্ছেন সেখানে কিন্তু রাখতে পারেন। এই জিনিসগুলো কিন্তু প্রিপেয়ার করা অনেক কম সময় লাগে। এগুলো চেষ্টা করে দেখতে পারেন।
জী। হ্যাঁ। জী। হুম। বাহ! আ হ্যাঁ, রাইট। আমার কাছেও তাই মনে হচ্ছে যে অফিসের জন্য আমি যখন আসলে রেডি হচ্ছি সেই সময় হয়তোবা ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম। আমার রেডি হতে, হতে ডিম সিদ্ধ হয়ে গেল। আমি ২ টো আমার বক্সের মধ্যে নিয়ে চলে আসলাম। নিয়ে এসে হয়তোবা মেইল করা যেতে পারে। বাহ! বেশ চমৎকার একটা আইডিয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি বেশ দারুণ, দারুণ আমাকে কিছু টিপস দিয়েছেন। আমি আসলে এইগুলো চেষ্টা করলে মনে হচ্ছে আসলে আমি স্বাস্থ্যকর ফরমেট এ চলে যেতে পারব। ধন্যবাদ আপনাকে।
হুম। অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আপনি আপনার যে উদ্দেশ্য সেটা আ সফল হতে পারবেন। তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিদায়।